হুম। এরকম তো আসলে হচ্ছে wishful thinking আমাদের জন্য যদি এরকম হতে পারতো তাহলে তো আসলেই আমি বলব যে আমাদের জীব-বৈচিত্রর জন্য আসলে খুবই ভালো হত। আ আমাদের নিজেদের জন্যও হয়তো ভালো হতো। মেন্টাল হেলথ এর জন্যও ভালো হত। <chuckles>
ঐটাতে যখন পুরো হয়তো বলার কিছু নাই আপু আপনি দেখেন মানে নিজেদের জন্য অবশ্যই ভালো হতো কারণ ওই ১টা মাস যখন আপনি পরে অনাগত ভাবে পুরো পৃথিবীর সবার একসাথে বন্ধ। তখন আপনি ভালো, ভালো কিছু প্ল্যান করতেন। আপনি হয়তো তখন অনেক ব্যস্ততার বের করে নিজের ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসার মানুষগুলোর কাছে বসে তাদেরকে নিজের পছন্দ মতো কিছু পারতেন। কেন এই attachment না। তো এই জিনিসটা কিন্তু করা হয়ে ওঠে না। তো আমার মনে হয় এই জিনিস করা এ এই ১ টা মাস সবাই, সবার, নিজ ইতে অবস্থান করবেন এবং সেই কখনো ওইরকম যাবেন না। আমরা যদি এটা এত বড় পরিসরে করতে পারি এটি লিস্ট ১ মাসের জন্য নদীগুলোকে, জমিগুলোকে, eco tourism এর যে স্পট আছে সেগুলোকে সিং পারি কিন্তু। তো তবে দেখা যাবে আমাদের ক্ষেত্রে নদীনালা সে আগের মতো মাছে পানিতে আমরা হয়তো আবার খুব বড় করে মুখটা চাপটে, চাপটে বলতে পারবো যে দেখো আমরা মাছে ভাতে বাঙালি। আমরা মানুষের পুকুরে জাল আমরা মাছ পাই। এখন কিন্তু সেটা
হুম। জি। উম একদম। হুম। জি। একদম। জি। অবশ্যই। হুম। হুম। জি। হুম। হুম জি। হুম। হুম। <chuckles> হুম। হুম। <chuckles> না। হুম। না এটা কুম জি অবশ্যই। আর আমিও এটা বলব যে আসলে দিন শেষে সেটার সাথেও অ আমাদের সরকারেরও আমি বলব যে আসলে অনেক বড় একটা রেসপনসিবিলিটি আছে, বিশেষ করে আমাদের এখানে। যেখানে হচ্ছে যে আমরা মানে নির্বিচারে কিন্তু বন-জঙ্গলগুলো, আপনি দেখবেন যে আসলে সুন্দরবন থেকে প্রচুর গাছ কাটা হচ্ছে। প্রচুর আ অ্যানিমাল কে আসলে পাচার করা হচ্ছে, নানারকম জায়গায় আটকে ফেলা হচ্ছে। তো দিন শেষে কিন্তু সুন্দরবনটা কত ইম্পোর্টেন্ট। সেটা কিন্তু আমরা জানিই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়। সুন্দরবন কিন্তু সেই জিনিসটা ওই এরিয়া কা সুন্দরবনের পাশের এরিয়াগুলো তে কিন্তু বন্যা থেকে রক্ষা করে এরকম natural disaster থেকে ডু রক্ষা করে। কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলোর কথা ভাবছি না।
আপনি দেখেন আপনি আপনি অনেক সুন্দর কথা বললেন আ তো আমার মনে হয় যে বন্ধু-বান্ধব কোন একটা আলোচনা বা সেমিনার যখন বড় করে হয়। আপনাকে সেখানে হোস্ট হিসাবে আমি নিয়ে যাই। যেটা মানুষের হচ্ছে একটা জিনিসকে কত সুন্দর করে বোঝানো সম্ভব মানুষকে। আপনি যে সুন্দরবনের কথা বললেন এটা আসলে প্রাকৃতিক রক্ষা কবচ। আপনি দেখেন যে বড় সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার প্রতিক্রিতে নদী বা সমূদ্র। আমাদের দক্ষিণ অঞ্চলেই কিন্তু বঙ্গোপসাগর। তো ওটার ওখানেই কিন্তু দক্ষিণ অঞ্চলে সেই বরিশাল খুলনা অঞ্চল জুড়ে কিন্তু সুন্দরবনটা বিস্তৃত। তো যত বড়, বড়, বন্যা জঙ্গল হচ্ছে বা সিডোর হচ্ছে অথবা সাইক্লোন ঘটছে এটা কিন্তু অর্ধেকটার উপরে সুন্দরবনই সেইভ করছে। তো তুমি, আমি বনটাকে যদি সেইভ না করে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের বিপদই ডেকে আনবো। তো যাই হোক, আপনি অনেক সুন্দর বলেছেন আপনার সাথে কথা বলে প্রকৃতি বিশারদ হতে ইচ্ছা করছে। নতুন শখ পরিবর্তন। তো
হুম, হুম। হুম। হুম। জি। <laughs> হু, হু, হু। <chuckles> জি। হুম। একদম। হুম। জি, একদম। হুম। জি। অবশ্যই। হুম। জি। অবশ্যই। <chuckles> জি। <chuckles> <chuckles> অবশ্যই। আর আপনার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগলো। আশা করি সামনে এইভাবে কথা হতে থাকবে। আ নানা রকম জিনিস নিয়ে আলোচনা হতে থাকবে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সামনেও আমরা আরও নানান জিনিস নিয়ে কথা বলব। তা আজকের জন্য বিদায়।
ভালো থাকবেন। ধন্যবাদ।
জ্বী।